এটা আসলে কি? যে এই একটা পরিস্থিতি বলা যায় যেমন ধরুন, যেই পরিস্থিতিতে দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলো। তারপরে হচ্ছে একটু ঝগড়া হলো, মনোমালিন্য হল। হ্যাঁ? যেটা আসলে আমার ক্ষেত্রেও মাঝে, মাঝে হয়। হ্যাঁ, আমার আম্মুর ক্ষেত্রে যদি বলি যে, অনেক সময় হয় যে খাবার নিয়ে না? কথা কাটাকাটি হয়ে যায়। যেমন ধরুন যে সবজি রান্না করল, "আমি খাবো না। এটা কেন রান্না করেছ? আমি কি করল্লা খাই?" তো তখন একটা ভুল বোঝাবুঝি হয়। তো আমি না? তখন জাজ করি না তারপরেও হয়ে যায়, মাঝে, মাঝে এজন্য। চিল্লাচিল্লি করে ফেলি। তো আম্মু আবার কি করে যে, আমাকে আবার ওভাবে বিচার-বিবেচনা করে না। বলে যে, "আচ্ছা আমার মেয়ে তো এরকমই। ওটা একটু রাগান্বিত স্বভাবের।" তো ঐভাবেই আমাকে মানিয়ে নেয় আরকি। একটু আদর করে, ভালোবাসা দিয়ে।
হুম। আচ্ছা। হুম। দারুণ। <chuckles> হুম, বেশ। তো হ্যাঁ। হুম। তো এই যে কোনো একটা মানুষের সাথে আসলে কথা বলতে গেলে, যখন হয়তোবা আপনি একটু এরকম চুপচাপ থেকে তাদের কথাগুলো শুনছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে, এই জিনিসটা কি আসলে আপনার ধৈর্য্যের কারণে এই জিনিসটা হচ্ছে? নাকি একটু সহানুভূতিশীল থাকার চেষ্টা করেন আপনি, কোন জিনিসটা হয়?
হুম। হুঁ, হুঁ। সবটাই। মানে এই যে ধৈর্য দিয়ে তো আমি শুনছি অবশ্যই। পাশাপাশি সহানুভূতিশীল থাকার জন্যই তো আসলে আমি শুনছি ধৈর্য ধরে, তাই না? তো এই দুটো বিষয়কেই কিন্তু ভারসাম্য রেখে, আমি আসলে ওভাবেই দৃষ্টিভঙ্গিটা রাখি নিজের ক্ষেত্রে। যেন যেকোনো সমালোচনা, যেকোন ধরনের, নিজের নামে একটা এক মানে আছে না? যে, বাজে মন্তব্য। এগুলো যেন একটু এড়িয়ে চলা যায় আরকি। ওই বিষয়টা সেভাবে রাখি।
হুম। বেশ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা। জি। উ দারুণ। তো আপনার কথাগুলি শুনে কিন্তু আসলে বেশ ভালো লাগলো। তো এই যে সাধারণত কিন্তু হয় কি? মানুষ দেখবেন খুব দ্রুত আসলে আরেকটা মানুষকে এরকম বিচার করে ফেলে। হ্যাঁ? কিংবা তাদের ব্যাপারে হয়তোবা একটা, মানে বিরূপ মনোভাব একটা তৈরি হয়, যদি দেখে যে আসলে একটা মতের অমিল যদি থাকে তখন। তো আপনি আসলে যে এভাবে নিজেকে সামলান এবং যেটা বললেন যে, সবসময় একটু সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করেন কিংবা একটু শ্রদ্ধাবোধের সাথে আসলে আরেকটা মানুষের মতামত শোনার চেষ্টা করেন। এটা কিন্তু বেশ দারুণ লাগলো আমার কাছে। তো আপনার সাথে কথা হলে বেশ ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ। হুম, হুম। জি। হু।